হুম।
এবং এগুলির মাত আগানোর মাধ্যমে কিন্তু আপনি আসলে আ জিনিসটা কিনতে পারবেন। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে দরদাম একটা সাহস, তার পাশাপাশি কৌশলও বটে। কারণ দেখুন, একটা মানুষের সাথে আপনি কথা বলা, তাকে বুঝিয়ে convince করা সেইটা কিন্তু একটা কৌশল। আপনার যদি একটা communication skill না থাকে বা আপনার যদি আসলে মানুষকে বোঝানোর মতো দক্ষতা না থাকে তাহলে কিন্তু আপনি আসলে আ দরদাম করতে পারছেন না এবং দেখা যাচ্ছে যে, আপনি যদি কৌশল করে অ্যা দোকানির সাথে কথা না বলেন। সে কিন্তু আপনার কাছে উল্টো-পাল্টা দাম চাবে এবং সে কিন্তু সেই দামেই বহাল থাকবে। আপনার কিন্তু দামটা কমাবে না। তবে ভাই আমি আপনার কাছে অ্যা একটা কথা বল জিজ্ঞেস করতে চাই। আপনার যে ব্যক্তিগত একটা অভিজ্ঞতা জানতে চাই যে, আপনার জীবনে কি এরকম আ কখনো হয়েছে যখন আসলে আপনি আ দরদাম করেছেন এবং সত্যিই ভালো একটা ফল পেয়েছেন?
জি। উম জি। হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ। হুম। জি। হুম। জি। হ্যাঁ। হুম। হ্যাঁ। উম জি। হ্যাঁ। জি। হুম। জি।

হুম।
যদি অনেক সময় দেখা যাচ্ছে যে দামে দরে দামে দরে মিলছে তাহলে কিন্তু আসলে কিনে দিচ্ছি। তো আ আমার মাকে নিয়ে আসলে আমি যখন আসলে আ গিয়েছিলাম দেশের বাইরে দেখতে কিছুদিন আগে গিয়েছিলাম আমরা দেশের বাইরে ঘুরতে। <tsk> তো ঘুরতে যাওয়ার পরে আম্মু আমার কাছে একটা জিনিস চেয়েছিল যে, "এটা আমাকে কিনে দে।" তো দেখা যাচ্ছে যে তারা tourist zone দেখে tourist-দেরকে দেখে খুবই, আ অল্প মূল্যের একটা জিনিস তারা অনেক বেশি টাকা চাচ্ছে। যেহেতু tourist spot এবং tourist spot এ দেখা যায় যে তারা কিন্তু আসলে দামদর আসলে অনেক বেশি করে চায় এবং অনেক বেশি টাকা রাখে। তো এই যে বিষয়টা আছে সে আমি কিন্তু বুঝতে পারছি যে জিনিসটার দাম আসলে এত বেশি না। এত টাকা দিয়ে কিনলে আসলে জিনিসটা আ লাভ হবে না। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি আমার মাকে কিনে দিতে পারিনি। এবং এতে করে কিন্তু আসলে আমি নিজেই খুব বিব্রতকর অবস্থায় পড়েছি এবং দেখা যাচ্ছে যে আমার মা নিজেই মানা করছেন যে, "এত দাম দিয়ে কিনতে হবে না।" এটার দাম আসলে এত বেশি না। তবে যেহেতু মা বলেছেন তারপর আসলে না কিনতে পারাটা খুবই একটা আ কষ্টের বিষয় এবং দেখা যাচ্ছে যে শুধু যে মা এরকম না, আপনার পছন্দের মানুষ বা আপনার পরিবারের কোন সদস্য কেউ যখন কিছু চায় তখন যখন দামদরের কারণে বা দামের আ যে অমিল আছে, সে অমিলের কারণে যখন আপনি একটা জিনিস কিনে দিতে পারছেন না তখন কিন্তু আসলে আ খুবই খারাপ লাগে। বিষয়টা আ খুবই কষ্টকর বা অস্বস্তিকর হতে পারে। তবে ভাই, সেই সময় আসলে করা যেতে পারে যে আ আম নিজেকে বোঝানো এবং যার যার জন্য জিনিসটা কিনতেছেন তাকে বোঝানো যে, "আসলে এই জিনিসটার দাম এত বেশি না। এই জিনিসটা আসলে অন্য জায়গা থেকে আরও কম দামে কিনা যেতে পারে বা এই জিনিসটা আসলে খুব কম মূল্যেই আমরা কিনতে চাচ্ছি। সো, আমরা একটু দেখি, মার্কেটটা একটু ঘুরে দেখি অন্য জায়গায় এর চেয়ে কম দামে পাওয়া যায় কিনা।" এভাবে যদি ধরেন কিছু ছোট, ছোট কথা বলে আ আ নিজেকে বা আমাদের যে আশেপাশের পরিবারের সদস্যরা আছে তাদেরকে যদি আমরা বোঝাতে পারি তাহলে আমার কাছে মনে হয় যে অস্বস্তিকর পরিবেশ প কিছুটা কাটিয়ে ওঠা সম্ভব। তবে ভাই আমি আপনার কাছে আরেকটা প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে আজকাল অনলাইন কেনাকাটায় আসলে দাম দর করার সুযোগ কম। যেমন ধরেন একটা পেইজে আমি একটা product দেখেছি। তো সেই productটা দেখার পর আসলে আমি যদি ডিরেক্ট জিজ্ঞেস করি, "ভাই দাম কত?"
জি। হ্যাঁ। হুম। আচ্ছা। হুম। জি। হুম। হ্যাঁ। জি। হুম। ঠিক বলেছেন। হুম। হ্যাঁ। জি। হুম। হ্যাঁ। হুম। আচ্ছা। হুম। জি। হ্যাঁ। জি। হুম। হ্যাঁ। জি। হুম। জি। হ্যাঁ। জি। হুম। হ্যাঁ। জি। হ্যাঁ। হুম। জি। হ্যাঁ। জি। হুম। জি। হ্যাঁ। জি। হুম। জি। হ্যাঁ। জি। হ্যাঁ, একদম। হুম। জি। হুম। হ্যাঁ। জি।